হ্যাঁ, আ আমার মনে হয় যে আমি যেগুলো দেখে আসছি, যে খারাপ সময়গুলো আমি দেখে আসছি। অ্যান্ড আমি ওগুলো পার করেই চলে আসছি। তো আমি জানি যে সামনে একই ঘটনা হয়, আমি কেমনে পার করতে হবে, আমার জানা আছে। আমি পার করে চলে আসব। আমার আর কিছু হবে না। তো আমিও আমি একদম
হু, হু। জি। হু, হু। জি। হু, হু, জি। কিন্তু দেখবেন, যে মানুষের জীবনে কিন্তু একই ঘটনা বারবার ঘটে না। হতেও হতে পারে যে সুখের দিকটি থেকে হয়তো বা একই রকম, কিন্তু আ পালাক্রম করে কিন্তু বিভিন্ন বিষয় আমাদের জীবনে আসে। তাই না? সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে, আমি নিজে কেমনভাবে গড়েছি যে সামনের দিকে আমার দৃষ্টিভঙ্গি থাকবে সবসময় ইতিবাচক এবং আমি সবসময় চেষ্টা করব যে জ্ঞান আহরণে। পৃথিবীতে জ্ঞান ছাড়া আসলে আ আপনার কোথাও হচ্ছে প্রতিযোগিতার জায়গা নেই। যত বেশি জ্ঞান থাকবে, আপনি যত বেশি সমৃদ্ধ থাকবেন, তত বেশি দেখবেন যে আপনি অন্যদের সাথে আ প্রতিযোগিতায় পেরে উঠছেন এবং আমার কাছে মনে হয় কি যে, মানুষের শোকের যে অভিজ্ঞতা সেটি মানুষের জীবন দর্শনকে পরিবর্তন করে দিতে পারে, যেমনটি আমার ক্ষেত্রে দিয়েছে। আপনি যদি আপনার ক্ষেত্রে আরো বিশেষ কিছু গুণের কথা বলেন, যেগুলো আসলে আপনি অর্জন করেছেন এই শোকের মাধ্যমে।
হ্যাঁ। হ্যাঁ, হু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো তা তো ঠিক। এটা, হ্যাঁ। এটা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। একদম। হ্যাঁ। হ্যাঁ। আসল। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। জি, জি, জি। হুম। জ্বী। একদম। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। আমার হচ্ছে যে, আ বলব না হয় না যে, আপনাকে কিছু কিছু মানুষ কথা, এমন কিছু কথা বলে, যে আপনার মানে আপনার কনফিডেন্স একদম নিয়ে যায়। মানে আপনাকে এমন একটা অনুভূতি দেয় যে, "আপনি কিছু পারবেন না।" মানে আমার সাথে এরকম ঘটেছিল কিছু, কিছু মানে একদম পরিবারের মানুষের। যে, "তোমার দ্বারা হবে না, তুমি তো কিছুই জানো না। তুমি তো না তুমি পড়ালেখার দিকেও না, অন্য কিছু না।" অ্যান্ড আমার আমার মানে এখনো মনে আছে তারপর হচ্ছে আমি একটা একটা মানে কোর্স শিখার জন্য ঢুকেছিলাম। অ্যান্ড আমার জিদ্‌ ছিল, যে আমি এটাতে টপ করব। এই কোর্সের লাস্টের দিন টপ, মা মানে একদম সবার উপরে নাম আমার থাকবে। অ্যান্ড আমি ওটার জন্য হ্যাঁ, আমি ওটার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। অ্যান্ড মানে ওটাই হয়েছে। আমি যেটা চেয়েছিলাম যে, হ্যাঁ, ওই জিনিসটা। তো আমার মনে হয় যে, এইটা মানে আমি হচ্ছে যে শখটাকে জিদে পরিণত করে ফেলতে চাই। যে আমার কাজ আমি জানি যে আমি জিদ করলে আমি ওই জিনিসটা পারব। আমার এটা আমার প্যাটার্ন টা হচ্ছে এটা। হ্যাঁ, এই জিনিসটা।
হু, হু। আ জি। হু, হু। জি। আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। জি। আচ্ছা। হু, হু। আচ্ছা। জি, খুব চমৎকার। আপনি আসলে দেখা গিয়েছে যে আ যেটি পাননি বা যেখান থেকে আসলে ক্ষোভ ছিল, সেখান থেকে আপনি শিখেছেন এবং শিখে আসলে সামনের দিনের জন্য নিজেকে রেডি করেছেন। এটি কিন্তু প্রয়োজন। তাই না? একবার হেরে গিয়েছে তার মানে কি? আ সামনের দিনে আমার জন্য বলা হয়ে থাকে যে এক হু, হু।
হ্যাঁ। এ হ্যাঁ। একদম। হ্যাঁ, একদম। হ্যাঁ, হ্যাঁ। এ হ্যাঁ। সেটাই আমি তো

হ্যাঁ, একদম। মানে আমার মনে হয় যে, মানে আমার একটা সময় মানে হয়েছিল এমন যে আমার মনে হচ্ছে যে আমার দ্বারা কিছুই হবে না। মানে আমি কোনো কিছুই যাই করতে যেতাম না কেনো আমার ওই জিনিসটা হতো না। কিন্তু মানে হয় না যে একদম মানে আমি একদম চুপ হয়ে গিয়েছিলাম, মানে একদমই সব বন্ধ। কিন্তু হয় না যে একদম পাশে এমন একটা মানুষ ছিল যে একদম প্রতিনিয়ত আমাকে একদম বুঝিয়েছে, confidence দিয়েছে, "আরে পারবা, হবে, আবার করো, আবার করো, আবার করো।" And করতে, করতে, করতে এমন একটা change আসছে যে এখন আমার আমার আশেপাশের মানুষ দেখলে আমাকে বলছে, "তুমি অনেক change হয়ে গেছ। তোমার মধ্যে এই পরিবর্তন কেন?" তো ওরাই চিনে না, এরকম। আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, একটা খারাপ সময় থেকে জি।
উহুম। উহুম। উহুম। আচ্ছা? উহুম। জি। উহুম। উহুম। <chuckles> হুম, জি। উহুম। আমার কাছে জি। আমারও আসলে এমন অভিজ্ঞতা ছিল। দেখা যায় কি যে শোক যেটি আমাদেরকে হচ্ছে বলব যে একদম শক্ত করে দেয় বা অনুভূতিহীন করে দেয় কখনো, কখনো। কিন্তু সেটি যদি আপনি মনে করেন যে সেটিকে আপনি, "শোক হোক শক্তি" একটা কথা আছে যা, সেটিকে যদি শক্তিতে রূপান্তরিত করতে পারেন, আপনাকে পরবর্তীতে কেউ আর টলাতে পারবে না, কেউ আর ভাঙতে পারবে না। আমাকে কিন্তু এখন আর কেউ কোনো ভয়ে টলাতে পারে না, কেউ ভাঙতেও পারে নি এবং আমার কাছে মনে হয় যে মেডিকেল ভর্তি পরীক্ষা কি ছিল? পৃথিবীর যত কঠিন পরীক্ষা এনে দেবে আমি খুব সুন্দরভাবে তার জন্য প্রস্তুত থাকব। আমি জানি না আমার সেখানে হবে কিনা কিন্তু আমি এতটা ভেঙে পড়ব না এবং নিজের মধ্যে যেটা ঔদ্ধত্য কাজ করেছিল, সেটির থেকে আমি আমি নিজেকে ক্ষমা করে দিয়েছি যে আর কখনো এমন নয়। আমি আশা করব যে আমি আমার নিজেকে best টা দিতে পারব যেটি আমার সত্যিকার অর্থে পড়াশোনা করে দেখা যাবে যে আমি কিন্তু পরীক্ষার হলের জন্য বসতে পারি, তাই না? এই যে হুম, উহুম। উহুম।
আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, এইটাই। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। জি, জি, জি। আ হ্যাঁ। জি, জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, এইটাই। আ আসলে। অ্যা আ আসলে। হ্যাঁ, এটাই তো। এরকমই হওয়া উচিত। হ্যাঁ, আমরা কেন ১ বার ১ বার একটা জিনিস খারাপ হলো তার মানে এই না যে সারা জীবন জিনিসটা খারাপ হবে। এইটা শোক, আমার মনে হয় যে শোকটা খানিকক্ষণের।
জি, একদম। উহুম। উম, একদম। এই যে বলা বলা হয়ে থাকে উহুম এই যে, 'একবার না পারিলে দেখো শতবার', তাই না? তেমনটি কিন্তু করা উচিত। জি।
দেখো শত, হ্যাঁ, একদম। সেটাই, সেটাই হচ্ছে ঠিক। আমার মনে হয় যে এই শোক যে আ মানে phase টা আসে life-এ হ্যাঁ, ওটা আমাদেরকে আরও মানসিকভাবে আরও মজবুত করে দেয়। আমরা হ্যাঁ, এরপরের বার কিন্তু আপনি একই ঘটনার জন্য আর শোক পালন করবেন না। একবার যদি শোকটা কাটিয়ে উঠেন। <chuckles> এটাই।
উহুম। জি। জি, অবশ্যই। উহুম। জি, একদম। জি। আপনি নিজেকে মজবুত মনে করছেন না? কি ক্ষেত্রে আসলে মনে হচ্ছে যে আপনি আসলে অনেক বেশি আ আত্মবিশ্বাসী হয়েছেন এবং আপনাকে দিয়ে সম্ভব?
হ্যাঁ। ও।